হ্যাঁ, বড় ব্যর্থতার আগে খুব বলতে ইচ্ছে করছে, যে আসলে ব্যর্থতায় ভরপুর আমার। ছোটবেলা থেকেই অ্যা সেটা হচ্ছে একাডেমিক সাইডটা যদি বলি আরকি, আ তো ছোটবেলা থেকেই ব্যর্থতা। সেইক্ষেত্রে ব্যর্থ রেজাল্টের কথা আরকি। অ্যা লিখতে না পারার কথা। আ তো এর মাঝে যেটা বড় ব্যর্থতা আমার কাছে, সেটা হচ্ছে যে আমার ইচ্ছে ছিল, লক্ষ্যও ছিল যে ডাক্তার হব। কিন্তু অ্যাডমিশন টেস্টে পাশ করতে পারিনি আরকি। ডাক্তারিতে চান্স পাইনি। এটা হচ্ছে যে আমার অ্যা সবথেকে বড় ব্যর্থতা। যদিও জীবনটা ব্যর্থতা অথবা ভুলে, ভুলে ভরা। <chuckles> এইটা হচ্ছে বড় ব্যর্থতা। চান্স না পাওয়া।
<chuckles> আচ্ছা। আচ্ছা। হু, হু। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। অ্যা চান্স আ পাননি। তো পরবর্তীতে আ কী করেছিলেন? মানে হয়তো ও ওইটা যেটা চেয়েছিলেন, সেটা হয়নি। তো পরবর্তীতে আপনি কীভাবে এগিয়েছেন, মানে ব্যর্থতাটাকে আ ডিঙিয়ে?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। এগিয়েছি। হতাশ একটুও হয়নি। অ্যা একটু ভু মানে আমরা একটু যোগাযোগে পিছিয়ে ছিলাম। যোগাযোগ বলতে মেডিকেল পরীক্ষায় বসতে গেলে শুধু ভালো রেজাল্ট থাকলেই হয় না, পূর্ব প্রস্তুতিটা একটা অন্যরকম বিষয়। এই জায়গাটা হচ্ছে আমার আ যারা পড়েছে, ভর্তি হয়েছে আত্মীয়স্বজন বা বন্ধু-বান্ধব, তাদের সাথে যোগাযোগটা ওইভাবে পরামর্শটা নেওয়া হয়নি গাইডলাইনটা। পরে চিন্তা করলাম যে এটা যখন হলো না, আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেই হবে।
হু, হু। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। জি। হু, হু। আচ্ছা, আচ্ছা। আচ্ছা।
তখন আমি নিজেকে প্রস্তুত করলাম। ৩ মাস সময় ছিল। ৩ মাসে আমি আ প্রস্তুত নিলাম যে কীভাবে আমি ওখানে ভর্তি হতে পারি। আমার পরীক্ষায় বসতে গেলে কী ধরনের প্রস্তুতি নিতে হয়, তখন একটু যোগাযোগ করে আ গাইডলাইন নিয়ে, তখন যে গাইড ছিল, এটাই জানতাম না। কোচিং হয়, সেটাই জানতাম না। <chuckles>
হু, হু। ও! আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তার মানে একটা মেন্টরশিপের মনে হয় একটা গাইডেন্সের অ মানে ব্যাপার অভাব ছিল। আ হয়তো যারা আগে অ্যা পোর মানে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের সাথে হয়তো আপনার ওইভাবে কথা বলার সুযোগটা হয়নি যে আসলে তারা কী কৌশল অবলম্বন করল। এ এ তারপরে কী হলো? এর পরবর্তীতে কি আবার প পরীক্ষা দিলেন?
এই যে। অভাব ছিল। হুম। জি, জি। হ্যাঁ। মেডিকেলে? এটাও একটা অভাব ছিল জানার যে আরেকবার দেয়া যায়, সেটাও জানতাম না। <chuckles>
জি? ও! আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অনেকগুলো নলেজ গ্যাপ ছিল। আচ্ছা। তো তারপরে, তারপরে কী করলেন সেখান থেকে?
তারপরে হচ্ছে সেখান থেকে ওই যে লক্ষ্য স্থির করলাম যে, যেটা গেছে গেছে। ওটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। এখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। তো সেক্ষেত্রে আমি সফল আরকি। ও ওখান থেকে আমার লক্ষ্য দিলাম। জি।
হু। হু, হুম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। তো আপনি হু। তো আপনি যেটা বলছেন যে আপনার আসলে একটা মেন্টরশিপ বা একটা গাইডেন্সের অভাব ছিল। তো আপনি কি মনে করেন আসলে এ জীবনের সব ক্ষেত্রেই কি এরকম মেন্টরশিপ বা গাইডেন্সের দরকার আছে কোনো পদক্ষেপ নিতে চাইলে?